আমার মনে হয় আমি যদি অদৃশ্য হতে পারতাম তাহলে আমি অসহায় যে মানুষজন রয়েছে তাদেরকে সাহায্য করতে পারতাম। আপনার কি মনে হয় না হ্যাঁ, হ্যাঁ এই বিষয়টা আসলে কি আমি যখন দেখি যে অসহায় মানুষেরা তারা অন্যের জন্য অ অ অপরমুখাপেক্ষী হয়ে থাকে তখন আমার খুব কষ্ট লাগে। হুম, হুম। আপনি কি করতেন?
খুবই সুন্দর কথা বলেছেন। জি, আপনি ঠিক বলেছেন। আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি অদৃশ্য হতে পারলে অসহায়দের সহায়তা করতেন। তো আমরা আমাদের জীবনে অনেক স্থানে যেতে চাই কিন্তু প্রকাশে যেতে পারি না, নানান ধরনের বাধার কারণে। তো আমরা, বিশেষ করে আমি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম, আমার মনে হয় যে আমি ভ্রমণটাকে বেছে নিতাম। আপনার কি মনে হয়, আপনার কি এমন কোন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে যেখানে অদৃশ্য হলে আপনি যেতে চান?
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, এটা বেশ ভালো। হুম, হুম। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা জায়গা আছে সেটি হচ্ছে সুন্দরবন। আপনি কি কখনো গিয়েছিলেন?
জি, আমি সুন্দরবন গিয়েছিলাম। তো আমার মনে হয় যে আপনি যদি অদৃশ্য হয়ে সুন্দরবনে বেড়াতে যান তাহলে তো আপনি আ পশু-পাখিদের সঙ্গে কথা বলতে পারবেন।
বাহ! হুম। হুম, হুম। হ্যাঁ, আমার কিন্তু খুবই ইচ্ছা আছে যে একদিন হুট করে অদৃশ্য হয়ে সবাইকে চমকে দিব এবং সুন্দরবনে উপস্থিত হয়ে সুন্দরবনের যে বিখ্যাত royal Bengal tiger আছে আমার কিন্তু খুবই ইচ্ছা আছে তার সাথে যে কথা বলার। আপনার কি মনে হয় না ব্যাপারটা অনেক হুম, হুম, হুম।
আচ্ছা, আচ্ছা। জি, আমরা তো প্রকাশ্যে তাদের পাশাপাশি, তাদের সামনাসামনি যেতে পারবো না। কিন্তু অদৃশ্য হলে তাদেরকে কাছ থেকে দেখার সুযোগ পাইতাম, তাই না?
হুম। হ্যাঁ, আপনি কিন্তু ঠিক বলেছেন। পাশে সামনা-সামনি যেতে কিন্তু আমরা উম ভয় পেতে পারি। যেহেতু royal Bengal tiger একটি ভয়ানক জীক জীব বলি বলা হয়।
জি, আপনি ঠিক বলেছেন। আমরা আ এক দিনের জন্য অদৃশ্য হতে পারলে আমরা রয়েল বেঙ্গল টাইগার দেখার জন্য সুন্দরবনে যেতে আ পারতাম। তো আমার মনে হয় যে আমি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন কিছু স্থান আছে, এমন কিছু room আছে যেখানে আমাদেরকে যেতে দেওয়া হতো না। আমার মনে হতো যে আমি যদি অদৃশ্য হতে পারতাম তাহলে ওই room এ প্রবেশ করে দেখতাম যে ওই room এ কেন যেতে দেওয়া হয় না।
হুম, হুম। হুম, হুম। যেতে পারত। আচ্ছা আপনি কি হ্যাঁ, হ্যাঁ বলুন। হুম, হুম। হুম, হুম। হুম, হুম।